অবশ্যই, অবশ্যই। দেখেন আমি যখন এইযে ব্যা সংগীতের সঙ্গে আসলে আমার ভালো লাগা শুরু হয়েছে, তখন কিন্তু আমি এই ব্যাপারটার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়লাম। যে আমি আসলে বুঝতে চেষ্টা করলাম যে, কেন এরকম হয়? বিশেষ করে এ দেখলাম যে, যখন আসলে খুব বেশি মন খারাপ থাকে বা, আ যখন আসলে খুব বেশি বা মানসিকভাবে একটু অ বিষাদগ্রস্ত লাগে, তখন কিন্তু বিভিন্ন ধরনের শব্দ আমাকে আসলে আ ভালো উ লাগাতে সাহায্য করে। যেমন একটা সময় দেখলাম যে, গান ছাড়াও আমি যদি আসলে বৃষ্টির শব্দ শুনি বা, দেখা যাচ্ছে যে, বিভিন্ন রকম গিটার বা, ইনস্ট্রুমেন্টাল শুনছি, তখনও ভালো লাগছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাকে এই জিনিসটা নিয়ে একটু বুঝতে আ আকৃষ্ট করলো। তো তখন আমি কিন্তু খুঁজে পেলাম যে, আসলে এইযে সংগীতের পেছনে যে mechanism, যে বিভিন্ন hertz এর বিভিন্ন রকম কর্মক্ষমতা আছে। অর্থাৎ, আমরা তো আসলে ২০ থেকে ২০, ০০০ Hz শুনি। তো এর মাঝে আসলে নির্দিষ্ট কিছু ও দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু অ শব্দের আ মানে নির্দিষ্ট কিছু frequency র, কিছু রকম healing power থাকে। তো এতে কিন্তু আমি আসলে ব্যাপারটা আ এতটাই আকৃষ্ট হয়ে গেছিলাম যে, আমি দেখা শুরু করলাম যে আসলে ব্যাপারটা কিভাবে ব্যবহার হয়। তো তখন দেখলাম যে, আসলে শুধু যে এখন হচ্ছে তা না, যে আ যে Egypt সভ্যতায় দেখা যাচ্ছে, মানুষকে বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে আ মুক্তি দেওয়ার জন্যও কিন্তু, তারা আসলে এরকম sound wave ব্যবহার করতো। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো। হ্যাঁ।
হুম। হুম। রাইট। হুম। হুম। বাহ! শুনি, হ্যাঁ। হুম। বাহ! হুম। এটা তো খুবই, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। খুবই ইন্টারেস্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ। তো এই ব্যাপারে যদি আরেকটু বলতেন যে, আপনি যখন আসলে বিষয়টা স্টাডি করতে গিয়েছেন, আ তখন আসলে আপনি কি, কি দেখেছেন বা কি, কি পেয়েছেন, যেটা আসলে খুবই আপনাকে অ্যা মানে এ অবাক করেছিল আরকি? যে মিউজিক্যাল থেরাপির বিষয়টা বা, প্রাচীনকালে আসলে মিউজিক দিয়ে মানুষকে আরোগ্য করার মত যেটা ছিল হ্যাঁ।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, অবাক করার মতো সবথেকে বড় বিষয় যেটা ছিল যে হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যেটা ছিল যে দেখেন, আমি তো আসলে বাংলা গান শুনেই অভ্যস্ত এবং ভার্সিটিতে ওঠার আগে আমি কিন্তু খুব একটা বিদেশী কোনো ব্যান্ডের গান বা, বিদেশী কোনো শিল্পীর গান খুব একটা শোনার সৌভাগ্য হয়নি। তো ভার্সিটিতে ওঠার পরে আমি যখন দেখলাম যে, এইযে বাংলা ধরেন রবীন্দ্রসঙ্গীত বা, বিরহের গান, সেগুলোর পেছনে যে আসলে এক ধরনের অনুভূতি বা, শুনলে যখন আমার এক ধরনের অনুভূতি হচ্ছে। তখন বিদেশী একটা এরকম কোন ব্যান্ডের গান বা, কোনো psychedelic গান শুনছি। তখন দেখা যাচ্ছে যে, তখনো আমার একই ধরনের অনুভূতি বা কখনো, কখনো তাদের কথায় কিন্তু খুব মিল। তো এই ব্যাপারটা কিন্তু আমাকে একটু বেশ কৌতূহলী করলো। এবং তারপর আমি বুঝলাম যে, এদের mechanism বা দেখা যাচ্ছে যে গানের পেছনে যে frequency বলেন বা, তাল বলেন, এগুলো আসলে একই রকম। তো এই ব্যাপারটা আর কিন্তু তখন আমি খুঁজে পেলাম যে, আসলে মিল কিছু, কিছু আছে।
হু। হুম। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা।